রাইট।
তো হাঁটার পরে দেখা যাচ্ছে যে, বাড়িতে এসে যখন ফ্রেশ-ট্রেশ হয় তার পরবর্তী সময় এ্যাঁ সারাদিনই আসলে কি করব। এ্যাঁ অনেক সময় হয় না, যে এ্যাঁ নতুন একটা কাজ যুক্ত হতে পারে বা পুরনো কাজটা আজকের কাজটা খানিকটা রয়ে গেল। তো এটাও এ্যাঁ আগামী দিন এড করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি এ্যাঁ
হুম, হুম। কারন রুটিন এর মধ্যে তখন আগের দিনের কোন কিছু যদি আসলে থেকে যায়, কিংবা অসম্পূর্ণ যদি থাকে, তখন এটা আবার নতুন রুটিন এর সাথে এড করেন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এড করতে হয়। তো এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে যে, সকালের দিকে আমি মোটামুটি ভেবে রাখি। কারণ দেখা যাচ্ছে এটা ভেবে রাখলে কি হয় এ্যাঁ সারাদিনে ওই কাজটা করতে কিন্তু বেশ সুবিধা হয়।
ও আচ্ছা। হুম, হুম। আপনার মানে কাজের রুটিন যেটা আপনি তৈরি করেছেন নিজের জন্য। এটা কি মানে প্রতিদিনেরটা প্রতিদিন এরকম আসলে বানানো হয়ে থাকে নাকি, এ্যাঁ strict একটা এরকম রুটিন তৈরি করা আছে, যে হ্যাঁ এই সময়টাতে আমি এই জিনিসগুলো করব কিংবা এ্যাঁ এই কাজটা আমি এইভাবে করবো। এটা কি প্রতিদিন কোন কিছু চেঞ্জ হয় নাকি একটা ফিক্সড একটা রুটিন-এ আপনি চলেন?
আচ্ছা। এটা কিন্তু বেশ এ্যাঁ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। হ্যাঁ আমার আসলে রুটিনটা, দেখা যাচ্ছে যে সপ্তাহের যে বাকি ৬ দিন থাকে বা, এ্যাঁ সে ছদিনের একরকম এবং ছুটির দিনটাতে অন্য রকম। হ্যাঁ এবং work days গুলোতে কি হয় ওই দিনগুলোতে একটা সাধারণ রুটিন আমার থাকেই। তো সেটা দেখা যাচ্ছে যে ক কর্মক্ষেত্র তো একটাই। সেখানেই আসলে কাজ করতে যাই এ্যাঁ এবং বাকি যে কাজগুলো আছে সেগুলো নিজের বাড়িতেই থাকছি। তো এগুলোতে তেমন একটা পরিবর্তন সচরাচর আসে না। এ্যাঁ তো ব্যতিক্রম দেখা যাচ্ছে যে হয়তোবা কখনো এ্যাঁ কোন একটা কাজ শেষ হয়ে যায় বা নতুন একটা কাজ যুক্ত করতে হয় তখন দেখা যাচ্ছে রুটিন টাকে খানিকটা এ্যাঁ modify করে নিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ্যাঁ আর দেখা যায় ছুটির দিনটাতে সেদিন একটুখানি আলাদা রকম করে রুটিন টা করার চেষ্টা করি। এই আরকি।
হুম। মানে, ওয়ার্ক ডেস গুলোতে। আচ্ছা। হ্যাঁ। <chuckles> ওকে। হম। একটু flexible রাখার চেষ্টা করেন রুটিন টা তখন। আচ্ছা। তো, আপনার কাজের রুটিন টা গোছানোর ক্ষেত্রে, কোন ধরনের কোন formula কি আপনি ব্যবহার করে থাকেন কিংবা মানে রুটিন টা আসলে সাজানোর এ্যাঁ আপনার পদ্ধতিটা আসলে কী ব্যবহার করেন আপনি?